সম্প্রতি আসলে আমি বেশ কিছু বিষয় নিয়ে একটু আ সংকোচের ভিতর দিয়ে আসলে আমার দিনগুলো পার হচ্ছে। শুধু আসলে সংকোচ না। হতাশার ভিতর দিয়েও কিন্তু আমার দিনগুলো পার হচ্ছে। মানে এ কি করব না করব কিছুই বুঝতে পারছি না। আ মানে নিজের কাছে কেমন জানি একটা লজ্জা, লজ্জা ফিল হচ্ছে যে এ আসলেও কি করা উচিত না উচিত এ সেগুলো আসলেও কিছু বুঝতে পারছি না। এতটাই আসলে নিজের দিক থেকেই আ লজ্জিত লাগছে নিজেকে।
আচ্ছা। হুম, আচ্ছা। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুবই সংকোচের মধ্য দিয়ে যাচ্ছেন বা দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন। তো আসলে যদি আপনি আমাকে সে বিষয়টা একটু খুলে বলেন যে আসলে কোন বিষয় নিয়ে আপনি এত আ দ্বিধাদ্বন্দ্বর মধ্য দিয়ে যাচ্ছেন বা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন? যদি বিষয়টা একটু আমাকে একটু খুলে বলেন?
হ্যাঁ, একদম। আ হ্যাঁ, আসলে আ এই তো কিছুদিন হলো। আমার কিন্তু আসলে আ একজনের সাথে সম্পর্ক ছিল। তো তার সাথে কিন্তু আমার আ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তো এই বিষয়টাই আসলে আমি আমার আ বন্ধুদের সাথে কেন জানি না আমি শেয়ার করতে পারছি না। আ এর পিছনে আসলে একটা রিজন আছে, সেটা হচ্ছে যে যখন আসলে এ মানে আমার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল। তো যখন আসলে আমরা নতুন আ মানে সম্পর্ক শুরু করি। তো ওই মুহূর্তে কিন্তু আমার যারা কাছের আ বন্ধু-বান্ধব ছিল, তারা কিন্তু আমাকে নিষেধ করেছিল যে, "আ আ এই ছেলেটার সাথে সম্পর্কে তুমি যেও না। আ যতদূর খোঁজ নিয়েছি ছেলেটা হয়তোবা তোমার জন্য পারফেক্ট না। তোমার যাওয়ার দরকার নেই।" মানে ওরা আমাকে বলেছিল, আগেই এলার্ট করেছিল। কিন্তু আমি কিন্তু কারো কথাই শুনিনি। আমি না শুনেই কিন্তু আসলে সম্পর্কে গিয়েছিলাম এবং আ দীর্ঘ কয়েক বছর কিন্তু তার সাথে আমার সম্পর্ক ছিল। এবং পরবর্তীতে আসলে আমি বুঝতে পারি যে আসলে ওরা যারা বলেছিল, যা বলেছিল আমাকে যে বা আমার যারা কাছের মানুষ, তারাও কি নিষেধ করেছিল। কিন্তু তাদের কোনো কথাই শুনিনি। এবং আ এখন আসলে বুঝতে পারি যে আসলেও আমি অনেক আ বড় একটা আসলে ভুল করে ফেলেছি নিজের জীবনে। কিন্তু আ এখন এই বিষয়টা কেন জানি না ওদের সামনে আমি শেয়ার করতে পারছি না। কারণ, শেয়ার করলে ওরা তো এভাবেই বলবে আমাকে মুখের উপরেই হয়তো বলে দেবে যে, "আমি তো তোমাকে আগে আগেই নিষেধ করেছিলাম। এরপরেও কেন তুমি এই কাজটা করেছ?" এ ধরনের কথা কিন্তু আমাকে বলবে। এ এর জন্য আসলে শেয়ার করতে পারছি না। এবং আ সেই সাথে আরো বেশি খারাপ লাগা কাজ করছে যে নিজের ভিতরে আসলে এগুলো নিজে নিজেই কেন জানি না হজম করছি। আমার কাছে কেন জানি না মনে হচ্ছে একটু যদি কাছের বন্ধুদের এই বিষয়গুলো বলতে পারতাম, তাহলে হয়তোবা হালকা লাগত। কিন্তু ওই যে একটা ভয় বা সংকোচ কাজ করছে যার জন্য কিন্তু আসলে বলতে পারছি না।
আচ্ছা। হুম। আচ্ছা। হু, হু। হুম। হুম। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আসলেই আপনি আপনার যে বিচ্ছেদের কথাটা সেটা যে কারো কাছে শেয়ার করবেন সেটা আপনি বলতে খুবই লজ্জা পাচ্ছেন। শুনে খুবই খারাপ লাগলো। কারণ, হয়ে ওঠ যায় এরকম মাঝে, মাঝে যে আসলে কি ছু কথা বলতে আ অনেক সময় কিন্তু লজ্জা লাগে। তো আ বা সংকোচের কারণে কিন্তু বলা হয়ে ওঠে না। তো আপনি যদি একটু বলেন যে আসলে আ এই যে আপনার বন্ধুদের কাছে বিচ্ছেদের কথাটা বলতে লজ্জা পাচ্ছিলেন আপনি। বা একটু সম্পর্কটা মানে বিশেষ করে আপনি কাদের সাথে এই বিষয়টা মানে যদি শেয়ারের জন্য আর কি লজ্জা পাচ্ছিলেন একটু এই বিষয়টা বলেন এবং আ এর পিছনে কি শুধু মানে তারা যে নিষেধ করেছিল সেটা কারণ লুকিয়ে আছে নাকি অন্য কোনো কিছু সেটা যদি একটু বলেন?
হু, হু। হু, হু। হ্যাঁ, একদম। আ আসলে এ এই যে আপনি যে কথাটা বলছেন যে কেন আসলে এখন বন্ধুদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছি। এর পিছনে আসলে শুধু যে এই কারণটা যে তা তারা কিন্তু আমাকে আগেই এলার্ট করেছিল, হুম। কিন্তু তবুও তাদের কথা কিন্তু আমি শুনিনি। এখন বলতে লজ্জা পাচ্ছি এখন তাদেরকে। শুধু যে এই কারণটা তা না। আ আরো একটু কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে এ তারা কিন্তু এখন মানে আমাকে মুখের উপরেই আ বলে দেবে যে, "আগেই তো আমরা এলার্ট করেছিলাম।" বা এই কারণটাই না। আ তারা হয়তোবা আমাকে নিয়ে হাসাহাসিও করতে পারে। এক কথায় উপহাসও করতে পারে। তো এই যে মানে এই সিচুয়েশনগুলো আসলে আমি সামনে থেকে ফেইস করতে আমার নিজের কাছে অনেক বেশি লজ্জা লাগছে যে আ তারা তো আমাকে নিষেধ করেছিল বা এখন বললে হয়তোবা উপহাসও করবে। এই বিষয়গুলো আসলে কেন জানিনা খুবই নিজের কাছে লজ্জা লাগছে। এটা মানে মেনে নিতেই কষ্ট হচ্ছে। এবং আ সেই সাথে আ আরো কিছু বিষয় মেনে নিতে কষ্ট হচ্ছে যে এই যে একা, একা কিন্তু আমি সাফার করছি নিজের কষ্টগুলো। কিন্তু একা, একাই মানে কারোর সাথে শেয়ার করতে পারছি না। এটা কিন্তু খুবই নিজের কাছে একটা খারাপ লাগার বিষয়। তো সেক্ষেত্রে এরকমও মনে হচ্ছে যে যদি ওদের সাথে একটু শেয়ার করতে পারতাম বা ওরা যদি একটু কিছু বলত সান্ত্বনা হিসেবে, সেটাও হয়তোবা এখন আমি যে সিচুয়েশনে আছি এটাতে হয়তোবা ভালো লাগত। কিন্তু সেটাও আসলে ভয়ে বলতে পারছি না বা লজ্জায় বলতে পারছি না। অথবা ওদের সাথে যদি একটু বাইরেই ঘুরতে যেতে পারতাম হয়তোবা ভালো লাগতো কিন্তু। কেন যে বলতে পারছি না আমি নিজেও জানি না। বা আমি আসলেও বলতে চাচ্ছি। কিন্তু আসলে বলতে পারছি না। এমন অবস্থায় আসলেও কি করা উচিত আমি জানি না। আমাকে একটু যদি বলতেন কি করা যায় এমন অবস্থায়?
হুম। হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। <clears throat> হুম। হ্যাঁ, আসলে বুঝতে পারলাম যে আপনি আপনার বন্ধুদের কাছে আপনার বিচ্ছেদের কথাটা বলতে একটু সংকোচ বোধ করছেন। তা আমি যদি বলতে চাই যেহেতু আপনি সংকোচ বোধ করছেন এবং আপনি বললেন যে তারা হয়তো আপনার তার মুখের সামনেই বলে দিবে যে আপনাকে তারা নিষেধ করেছিল এই কথাটা। বা এইযে আপনি তার সঙ্গে সম্পর্কে গিয়েছিলেন তারা কিন্তু নিষেধ করেছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যেহেতু আ নিজে ভেবে নিয়েছেন যে তাদের কাছ থেকে আপনি এরকম আ মানে ফিডব্যাক পাবেন বা তো আমি যদি বলি আপনাকে যে অ্যা তাহলে আপনি কি তাদের কাছে যে আপনি মানে এখন আপনার বিচ্ছেদের যে কথাটা সেটা আপনি তাদের কাছে শেয়ার করতে চাচ্ছেন এবং আ এর কাছে কার এরকে পিছনের কারণটা যদি আপনি আমাকে বলেন। যে আপনি কি আপনার বিচ্ছেদের কারণে যে আপনি কষ্ট হয়েছে সেটা শেয়ার করে কমানোর মাধ্যমই কি চেয়েছেন? নাকি তাদের আ একটু সমর্থনের জন্য কিছু জানতে চেয়েছেন? বা আসলেই সেটা ঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য তার কাছে তাদের কাছে আপনি আসলে এই বিচ্ছেদের কথাটা বলতে চাচ্ছেন?
হু, হু। হু, হু। হু, হু। আহ আমি আসলে চাচ্ছি যে আ এই বিষয়গুলা তাদেরকে জানাতে। অ্যা কিছুটা যদি তারা আসলে আমাকে সমর্থন করত, উপহাস বা হাসাহাসি। যেটা আসলে আমি ভয় পাচ্ছি এরকম না করে যদি একটু, একটু মেন্টালি সাপোর্ট করতো। এটা আসলে আমার জন্য অনেক বড় কিছু আসলে এই মুহূর্তে ছিল। আ এর জন্য আসলে তাদেরকে জানাতে চাচ্ছি। এবং আ সেই সাথে আরো একটু জানাতে চাচ্ছি যে মানে শুধু যে মেন্টালি সাপোর্ট তা না। দেখা যাচ্ছে যে মানে এই যে আগে আমাকে নিষেধ করেছিল। আম আমি তো শুনি নাই তাদের কথা। অ্যা এই এই ভুলটাও আসলে আমি তাদেরকে বলতে চাচ্ছি যে মানে এক কথায় সরি বলতে চাচ্ছি তাদেরকে। যে, "তোদের কথা না শুনেই আজকে আমার এরকম একটা সিচুয়েশন।" তো এই উম মানে দোনোটার কোন একটাই আমি আসলে করতে পারছি না। কিছুটা আসলে লজ্জার খাতিরেই। তো এখানে আমি আ আসলেও বুঝতে পারছি না যে এই লজ্জাটা কাটিয়ে কিভাবে আসলে অ্যা ওদেরকে আমি এই এই কথাগুলো বলব? আ এটা আসলেও কিভাবে বলা যায় আমাকে যদি একটু বলতেন?
হুম। আচ হ্যাঁ আপনি যেহেতু বললেন যে আপনি বিষয়টা এখন তাদের কাছে বলতে চাচ্ছেন। আ বলার পর যদি তারা একটু আপনাকে সমর্থন করে আপনি এই জিনিসটা চাচ্ছেন। তারা আপনাকে নিয়ে উপহাস না করুক, হাসাহাসি না করুক, সেটা আপনি চাচ্ছিলেন। তো আমি যদি বলি যেহেতু আপনার এখন বিচ্ছেদ হয়েছে, আপনি খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তো আপনি চাইলে হবে কি যে আপনি প্রথমে একবারে অ্যা যেহেতু বিচ্ছেদের কথা, তো সেটা যদি আপনি একবারে বলতে ভয় পান তাহলে হয়তো আপনি অন্য কোনো সমস্যার কথা ধীরে, ধীরে তাদের কাছে বলুন এবং সে বিশ্বাসটা অর্জন করুন ধীরে, ধীরে তাদের প্রতি। যে তারা হয়তো আপনার এই কষ্টের কথা শুনে তারা উপহাস করবে না বা তারা হাসাহাসি করবে না। বা তারা না করে তারা আপনাকে একটু আ সান্ত্বনা দিতে পারে। যে আসলে এ তো আপনি চাইলে প্রথমে এরকম মানে একবারে বিচ্ছেদের কথা না বলে আরকি আপনার অন্য কোন সমস্যার কথা যদি আপনি ধীরে, ধীরে বলেন, তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলেই এখন বন্ধুদের কাছে যেই আমার বিচ্ছেদের কথাটা এটা এখন বলা যাবে কিনা? তো আমি যদি বলি যে আসলে আপনাদের যে বিচ্ছেদ হয়েছিল তো এটা আর যে মানে গোপনীয়তা বা হচ্ছে আপনারা যে মানে নিরাপত্তা ছিল বা এটা কি কোনভাবে বললে তা আপনার আপনি যদি তাদেরকে বলেন তখন কি আ কোন সমস্যা হতে পারে আপনাদের ২ জনের সেটা একটু যদি বলেন?
একদম, একদম। হু, হু। হুম, হুম। আ না। আসলে আপনি যেটা বললেন যে এই যে একটা গোপনীয়তা ছিল। এটা যদি আসলে আ বন্ধুদের মাঝে share করি এ তার মধ্যে আসলেও কোন সমস্যা হবে না আমাদের ২ জনের। এবং সেই সাথে কিন্তু আ আরো ১ টা কথা বললেন যে অ্যা যেহেতু আসলে হুট করেই আ বিচ্ছেদের কথাটা আমি আমার আ কাছের বন্ধুদের বলতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এভাবে আসলে বলতে পারি যে, আ অন্য কোন বিষয় নিয়েই আস্তে, আস্তে এ তাদের সাথে close হওয়ার যে বিষয়টা। না আসলেও তারা আমাকে সান্ত্বনা দেয় কি দেয় না? এ এটাও আসলে আমি বুঝতে পারবো যে সান্ত্বনা দিচ্ছে অন্য কোন বিষয়ে নাকি আসলেও উপহাস করছে? তাহলেও হয়তোবা এই বিষয়গুলা যাচাই বাছাই করে এ আমি আমার মানে মূল যে বিষয়টা বলতে চাচ্ছি বিচ্ছেদের কথা, এটা হয়তোবা আমি উম তাদেরকে বলতে পারব। যে যদি দেখি যে তারা আসলে এ মানে হচ্ছে উপহাস করছে না বা সান্ত্বনাই দিচ্ছে, তখন হয়তোবা দেখা যাচ্ছে যে যাচাই-বাছাই করে আমি আমার মূল যে বিষয়টা সেটা তাদেরকে বলব। কিন্তু যদি দেখি যে না আসলে আমি যেটা ভাবছিলাম সেটাই, তো সেক্ষেত্রে যেটা আসলে আমার জন্য একটু বলাটা একটু লজ্জাজনকই কারণ হয়ে দাঁড়াবে।
হু, হুম। হু, হু, হু। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আসলে হ্যাঁ সেটা ঠিকই বলেছেন আপনি। তো আমি যদি আপনাকে বলি যে আপনি আসলে এই যে বন্ধুদের কাছে সেটা বলতে চাচ্ছেন আপনার বিচ্ছেদের কথাটা। তো আপনি প্রথমে সব বন্ধুকে না বলে আপনি বলতে পারেন এমন কিছু বন্ধু যারা, আপনার বিশ্বাসযোগ্য এবং তারা হয়তো আপনার এই কষ্টের দিনে আপনার এইটা নিয়ে উপহাস করবে না। বরং তারা আপনাকে সান্ত্বনা দিবে। তো সেসব বন্ধু দিয়ে আপনি শুরু করতে পারেন এই বিষয়টা। এবং আপনি যদি এই সময়ে আপনার মানে বিচ্ছেদের কারণে যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এটা আপনি চাইলে আপনার পরিবারে যে হয়তো যারা বিশ্বস্ত আপনার বা যারা হয়তো আপনার কথা শুনবে এবং আপনাকে বুঝবে যে এ আপনি কোন ভুল করেননি বা হোক এটা কোন সমস্যা না। তো তারা আপনাকে সান্ত্বনা দেবে। এরকম পরিবারের কোন মানুষের কাছে যদি সেটা আপনার বড় ভাই-বোন হতে পারে বা বাবা-মা যদি আপনার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সুলভ আচরণ করে থাকে তাদের কাছে আপনি এই সে কথাটা ধীরে, ধীরে share করতে পারবেন বা বলতে পারবেন। তো আপনি এভাবে করলে কিন্তু আপনার এই যে এতদিন যে মানে আপনার বিচ্ছেদের কথাটা আপনার বন্ধুদের কাছে বা কারো কাছে share করতে, বলতে আপনার লজ্জা ছি ত করছিলেন আপনি। তো এটা হয়তো ক আশা করি যে কেটে যাবে এবং আপনি আ বিচ্ছেদের কষ্টটা ভুলে আপনার নতুন জীবন হয়তো আবার ভালো করে নতুন করে শুরু করতে পারবেন।
হু, হু। হুম। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ। আপনার কথা শুনে আমার আ কেন জানি না এটাই মনে হচ্ছে যে অন্তত পক্ষে যারা কাছের বন্ধু, তাদেরকেও কিন্তু বলে দেখতে পারি। এবং সেই সাথে কিন্তু আপনি আরো ১ টা কথা বললেন যে শুধু কাছের বন্ধু না, কাছে মানে কাছের যারা ভাই-বোন বলি বা এ একদমই কাছের যারা মানুষ তাদেরকেও কিন্তু আমি বলে দেখতে পারি। যদি তারা আসলে ভুল না বুঝে। এরকম আসলেও আমার, আমার যাচাই-বাছাই করে আমি আসলে এখন যেই situation এ আছি এটা আসলেও আমার মনে হয় আপনার কথা শুনে যে এভাবেও আসলে বলে দেখা উচিত। যে যাতে অন্তত পক্ষে এ যেই আসলে একটা মানসিক চাপের ভিতরে আছি, উদি সেটার থেকে আসলে বের হয়ে আসতে পারি। তো যাই হোক আ আপনার কথাগুলো শুনে কিন্তু বেশ ভালো লাগলো। এবং এগুলো আমি মেনে চলার চেষ্টা করব কিছুটা হলেও। সেই সাথে ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপনার জন্যেও শুভকামনা। আপনার বিচ্ছেদের কারণে যেসব কষ্ট পেয়েছিলেন সেখান থেকে আপনি সরে ওঠে নতুন জীবন শুরু করে